হ্যাঁ, ডেফিনিটলি। উনার কাছ থেকে শিখেছি। যেমন উনি আম এটা আমাদের সাথে অনেকবার করেছেন। উনার পার্সোনালি আমাদের কোনো রিকোয়েস্ট তার ক্লাসে হয়তো উনার কাছ থেকে কোনো গান শুনতে চাচ্ছি, উনি হচ্ছেন এই "হ্যাঁ, আমি তোমাদেরকে শোনাব। কবে শোনাবেন? আচ্ছা, আগে ভেবে দেখি।" আ তো শেষ।
আচ্ছা। আচ্ছা। <chuckles> খুব মজার। মানে খুব মজার এবং আমার মনে হয় আমার সামনে যদি কেউ বলে ভেবে দেখব, তখন কিন্তু আপনার কথাটি আমার মনে পড়বে। একদম।
ওহ। <giggles> ভালো বলেছেন। তো আ শেষ পর্যন্ত মানে আল্টিমেটলি উনি মারা গিয়েছেন। আ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তো উনার সাথে আর কখনো হয়তো দেখা হবে না। আমি উনি হাসপাতালে থাকা অবস্থায় আমার যাবার কথা ছিল। বাট আ আমরা ভেবেছিলাম উনি যতদিন আ মানে উনাকে পাব, ততদিনটা পাওয়া হয় নাই। সো
আ আচ্ছা। এটা আসলে দুঃখের বিষয়।
যত আপন